আচ্ছা, বিভিন্ন সিনেমার ডায়ালগ দিয়ে দেখবেন সেই সিনেমাটাকে কিন্তু মানুষ মনে রাখে, তাই না? ডায়ালগ গুলো কিন্তু অনেক বেশি পরিচিত হয়। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে একটি বিখ্যাত ডায়লগ আপনার কাছে কী মনে হয় যে কেন এত চিরস্থায়ী হয়?
একদম। হুম। হুম। তো বিখ্যাত ডায়ালগ চিরস্থায়ী হয়। আমার মনে হয় যে একটা ডায়ালগ হচ্ছে মানুষকে তার যে ন্যাচারাল স্টেট থাকে চিন্তার, সেই স্টেটটা থেকে অন্য একটা স্টেটে নিয়ে যায়। সেটা হতে পারে আ ধরুন ইমোশনাল, হতে পারে তাকে উত্তেজিত করতেছে, হতে পারে তাকে ব্যথিত করতেছে। মানে তার যে নরমাল স্টেট, সেটা থেকে হচ্ছে তাকে যখন আসলে বিচ্যুত করে এবং অ্যা তার আবেগ বা অনুভূতির জায়গাতে খুব বেশি নাড়া যখন দেয়, তখন আসলে সেটা চিরস্থায়ী হয় বলে আমার মনে হয় আরকি।
হুম। হুম, হুম। আচ্ছা, বাহ! খুবই চমৎকার কিন্তু বললেন। তো এমন কোন ডায়ালগ আছে নাকি যেটা আপনার মনকে অ্যা খুব ভালোভাবে নাড়া দিয়েছে? এবং যেটা আপনার মনে হয় যে এটা খুব ভালো একটা চিরস্থায়ী ডায়ালগ? আ যেটা আসলে সারা জীবন আপনার মনে থাকবে?
হ্যাঁ এরকম একটা ডায়ালগ আছে। অ্যা এটা শুধু আমার না আমার মনে হয় যে সমগ্র বাঙালি জাতির মনে থাকবে। এটা হচ্ছে সিনেমার ডায়ালগ না। এটা হচ্ছে আপনি যদি ৭ ই মার্চের ভাষণটাকে ধরেন, হ্যাঁ? তো ঐখানে হচ্ছে এরকম কিছু ডায়ালগ আছে। আ মানে এরকম কিছু কথা বা স্পিচ এর পার্টটাকেই তো আসলে ওইরকমভাবে ডায়ালগ বলা যায়। আ যেমন হচ্ছে "যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, হ্যাঁ? মনে রাখব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব।" হ্যাঁ? এ এ এই যে এই ডায়ালগ গুলা এগুলো মনে হয় যে চিরস্থায়ী। সেটা হয়তো ভিন্ন প্রেক্ষাপটে, কিন্তু সেগুলো তো আসলে ডায়লগ, হ্যাঁ? এরকম আরো ধরেন পলিটিক্যাল অনেক ডায়ালগের কথা বলা যায়।
হুম। আচ্ছা। হ্যাঁ। উম হুম। জি। হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। এটা খুবই চমৎকার একটা কথা বলেছেন। এবং এই যে ৭ ই মার্চের যে ভাষণটার কথা আপনি বললেন। অ্যা এবং এটা বলছিলেন যে পুরো বাঙালি হ্যাঁ এইটা খুবই চমৎকার একটা বলেছেন যে পুরো বাঙালি এবং আমি যদি আমার কথা বলি। উম এই যে এই ডায়ালগটা যে, "যার যা কিছু আছে।" যুদ্ধ কিন্তু সেই ১৯৭১ সালে হয়েছে। এখনো এই ডায়ালগটা যখন হ হয় না যে বিভিন্ন সময় দেখতেন? আ আগে কিন্তু ৭ ই মার্চে এই ভাষণটা দেখা যেত মাইকে কিন্তু অনেক জোরে ছাড়া হত। তো ওই হ্যাঁ ওই ডায়ালগটা শুনলে হয় না যে গুজবাম্প হওয়া একদম শরীরের লোম দাঁড়িয়ে যাওয়া? যে ঠিক আছে, আ যার যা কিছু আছে মানে ঠিক আছে যা কিছু আছে তাই নিয়ে আমরা রেডি। এমন একটা বিষয় কিন্তু ঘটে।
হুম। হুম। রাইট। বাজানো হতো হ্যাঁ, বাজানো হতো হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। একদম, একদম। ওই যে এ এসব ডায়ালগ হচ্ছে চিরস্থায়ী। মানুষের যে নরমাল স্টেট, সেই স্টেটটা থেকে তাকে হচ্ছে যে আ স্বাধীনতাকামী করে তোলা বা মুক্তিকামী করে তোলা। এই ডায়ালগের মাধ্যমে কিন্তু অ মানুষকে মানে বাঙালি জাতিকে মূলত হচ্ছে ঐ মুক্তিকামী করে তোলা হয়েছিল। যে জন্য এখনো যখন আমরা তুলি মানে শুনি, এখনো কিন্তু আমরা ঠিক ঐরকমভাবে আসলে রিলেট করতে পারি। যে অ্যা সেই কথাটা আমার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য বা আমার পূর্বপুরুষের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য ছিল। এবং বর্তমানে একটা জাতি হিসেবে আমাদের আমাদের কাছে কতটুকু প্রযোজ্য। তো এরকমভাবে যখন আসলে ধরেন একটা জাতির অস্তিত্ব বা কখনো একটা মানুষের অস্তিত্ব হতে পারে। অ্যা সেটা 1 to 1 ডায়ালগও হইতে পারে। হয়তো ওইযে আমার কোনো প্রিয় একটা মানুষ আ আমাকে উদ্দেশ্য করে হয়তো একটা ডায়ালগ দিছে। বা একটা কথা বলছে সেটা আসলে হয়তো মানে ডায়ালগ হিসাবে সেটাকে ধরা যায়। তো এরকমভাবেই কিন্তু আ অনেক সময় এগুলো থাকে আর থেকে যায় আরকি।
হুম। উম জি। হুম। জি। হুম, হুম। হুম। হ্যাঁ। এটা খুব চমৎকার একটা কথা বলেছেন। যে একটা ডায়ালগ যেটা আসলে একটা ভাষণ অ্যা ভাষণের কিছু সংলাপ। যেটাকে ডায়লগই বলা যায় সেটা কিন্তু পুরো জাতিকে ১ করে দিয়েছিল। পুরো জাতিকে কিন্তু ১ করে আ খুব বড় একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। খুব চমৎকার লাগলো। এমন একটা আ মানে আ ডায়লগ, যেটার কথা আপনি বললেন। যেটা আসলে পুরো জাতিকে কিন্তু আ পরিবর্তন করতে সাহায্য করেছিল। খুব ভালো লাগলো। উম তা ছাড়াও
হু, হু। রাইট। হুম। "বাংলার বাংলার মানুষ আজ বাঁচতে চায়, বাংলার মানুষ আজ অধিকার চায়।" মানে আমার মনে হয় ওইযে ওটা পুরাটাই ওইযে ১৮ ১৮ মিনিটের যে ভাষণটা আমার মনে হয় যে ও ওইট ওইটা একটা মনোলগ বা এই জাতীয় একটা ডায়ালগ হিসাবে সেটাকে ধরা যায় আরকি। কারণ আ সেটা শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হুম এবং এবং এই ভাষণটা নিয়ে আ যতটুকু শোনা গেছে যে, এ অনেক এ বিদেশীরা কিন্তু আ আ যে সংস্থারা সাধারণত আপনার আ বিশেষজ্ঞরা অনেক কিন্তু এটা নিয়ে অনেক আ গবেষণা করেছে এবং আ সেই গবেষণার মধ্যে প্রত্যেকটা পরতে, পরতে কিন্তু বাঙালিদের জন্য air force এর জন্য বিভিন্ন কিন্তু মেসেজ ছিল। যেটা কিন্তু পরবর্তীতে গবেষণার মাধ্যম কিন্তু উঠে এসেছে। এই এই বিষয়গুলো নিশ্চয়ই আপনি শুনেছেন।
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। মানে সেইখানে বাসনে অ্যা ধরেন প্রত্যেক পেশাজীবী মানুষের জন্য আলাদা, আলাদা instruction ছিল। যেমন আ যারা ব্যাংকার ছিল, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে, "আপনারা ব্যাংক খুলবেন না।" যারা স চাকরিজীবী ছিল তাদেরকে বল বলছে যে, "আপনারা অফিসে যাবেন না।" যারা সৈনিক ছিল তাদেরকে বলতেছে, "আপনারা প্রস্তুত থাকুন।" যারা কৃষক ছিল তাদেরকে বলতেছে, "আপনারা আ প্রয়োজনে কিছুদিন মাঠে যাবেন না। আপনারা আপনাদের লাঙ্গল বা আপনা আপনারা আপনাদের কাস্তি নিয়ে প্রস্তুত থাকুন।" এরকমভাবে প্রত্যেকটা পেশাজীবী মানুষের জন্য, এমনকি আমাদের মা-বোন যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করেও আ ঐখানে হচ্ছে ঐরকম instruction ছিল এবং মজার ব্যাপার হচ্ছে ঐযে আপনি বললেন যে বিভিন্ন অ গবেষণা হয়েছে বিভিন্ন জায়গায়। তো এটা কিন্তু আমরা কিন্তু সাত ৭ই মার্চের যে ভাষণ, ১ টা রেকর্ডই কিন্তু শুনি। ১ টা রেকর্ড এবং ১ টা ফুটেজই কিন্তু দেখি, হ্যাঁ? আ একটা ক্যামেরার সেটা হচ্ছে একজন বিদেশী, তিনি হচ্ছে এ জিনিসটা আসলে রেকর্ড করেন এবং অন্য আ আ কেউ বা, অন্য আ মানে এখন হয় না? যে একটা সামান্য কি কিছু হইলে অনেক মিডিয়া সেখানে যায়। ওইখানে কি যেন একটু প্রবলেম হয়েছিল আমি এ অ্যা মানে ওইরকম খেয়াল নাই। মানে সব প্রিন্ট বা, ফুটেজ আসলে নষ্ট করে দেওয়া হয় নাকি, এ নষ্ট হয়ে যায় কোনভাবে। খুব সম্ভবত নষ্ট করে দেওয়া হইছিল আরকি। তো যেহেতু আ যিনি হচ্ছে সেই ফুটেজটা নিয়েছিলেন ভিডিও এবং অডিও, উনি বিদেশী ছিলেন একজন বিদেশী সাংবাদিক ছিলেন। সেজন্য আসলে ঐটা ঐরকমভাবে সংরক্ষণ করা সম্ভব হয় আরকি। নাইলে হয়তো এটা আমাদের কাছে আ জিনিসটা যেরকম ছিল, এরকমভাবে হয়তো আমাদের কাছে আসতো না। হয়তো নানাভাবে বিকৃত হয়ে যাওয়ার সুযোগ ছিল আরকি।
হুম। হুম। হুম, হুম। হুম। উম জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি। হারিয়ে যেতো। হুম। বিকৃত হয়ে যেত বা দেখা যেত যে যেমন ইতিহাসের অ্যাম অনেক কিছু কিন্তু দাবি করা হয় যে হারিয়ে গেছে। সেরকম হয়তো হারিয়ে যেত। আমরা হয়তো একটা বিখ্যাত সংলাপ কিন্তু হারিয়ে ফেলতাম।
হু, হু। রাইট, রাইট হ্যাঁ। এবং ওই ডায়ালগটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওইটা কিন্তু কোন স্ক্রিপ্টেড কোন কিছু না, হ্যাঁ? উনি যখন আসলে ডায়লগটা যিনি দিয়েছেন, উনি যখন সেটা বলার জন্য মঞ্চে আসেন, আ উনি লেট করে এসে এসেছিলেন। যখন তার আসার কথা তখন তিনি আসেননি তিনি। তার অনেকটা সময় পরে আসেন। কিন্তু এ ঐটার জন্য কিন্তু আ এ থাকে না যে মানে এত গুরুত্বপূর্ণ একটা ভাষণ সেটার জন্য স্ক্রিপ্টেড কোন কিছু। যাতে সেখানে এখন তো ধরেন আ যারা দায়িত্বপ্রাপ্ত থাকে এরকম যাদের উপর ধরেন অনেক দায়িত্ব থাকে তারা হচ্ছে মানে এরকমভাবে প্রস্তুতি নিয়ে আসেন, মানে একদম লিখে, লিখে যে আসলে পান থেকে চুন যাতে না খসে। এরকমভাবে তারা প্রস্তুতিটা নিয়ে আসেন। কিন্তু ওই যে উনার ওয়াইফ, উনি বাসায় ছিলেন। এ তো তাক তাকে তখন আ উনার ওয়াইফ জিজ্ঞেস করছিলেন যে এ মানে, "আপনি যে যাচ্ছেন আপনি কী বলবেন?" তখন উনি বলতেছিলেন যে, "আমি তো জানি না আমি আমি আমি যে ওইখানে যাবো আমি কী বলব?" তখন উনার ওয়াইফ হচ্ছে উনাকে অনুপ্রেরণা দেন যে, "আপনার মনে যা আছে, আপনার মনে যা চায়। বা জাতির প্রতি আপনার ভাবনা বা এখন কী করলে ভালো হবে? একদম আপনার মনের কথাটা বলবেন। সেইক্ষেত্রে হচ্ছে আপনার কোন সমস্যা হবে না।" তো এই, এই ব্যাপারগুলা আসলে এইরকম যে চিরস্থায়ী একটা বিষয় যদি হতে, হতে হয় আ সেটা কিন্তু একদম ভেতর থেকে আসতে হবে। হ্যাঁ এবং সেটা হচ্ছে একদম ভেতর থেকে কানেক্ট করতে হবে সমগ্র মানুষকে এবং সমগ্র মানুষের অ্যা যে অনুভূতি সেটাকে আসলে ওই লেভেলেই নাড়াটা দিতে হবে বা জাগাইতে হবে। তাইলেই সেটা চিরস্থায়ী হবে। নাহলে হয়তো ধরেন অ্যা সাময়িক সময় থাকবে। অল্প কিছুদিন থাকবে সেটা আ অ খুব বেশি দিন টিকবে না আরকি। হারিয়ে যেতে পারে হ্যাঁ।
হু, হু। আ জি। হু, হু। হুম, হুম। হুম জি। হুম। হু, হু। হুম। হুম। উম জি। হু, হু। একদম। হারিয়ে যেতে পারে। হ্যাঁ। খুব ভাল লাগল। তো আপনার জীবন থেকে যদি জানতে চাই যে, আপনার জীবনে এই ধরনের অ্যা কোন বিখ্যাত কি অ্যা আ ডায়ালগ আছে? অ্যা যেটা এখনো আপনার মনে আছে? এবং সেইটার কারণে আপনার জীবনে বলতে পারেন যে অনেক কিছু আপনি শিখেছেন, অনেক কিছু পরিবর্তন ঘটেছে?
ঐরকম specific ডায়ালগের এর কথা আমার ঐরকম এখন আ মনে নাই। কিন্তু দেখা যাচ্ছে কিছু, কিছু আছে। এটাকে আসলে ডায়ালগ বলা যাবে কিনা আমি জানি না। যেমন আমার মা সবসময় ১ টা কথা বলেন যে, "তুমি সবসময় একটা কথা মনে রাখবা যে তোমার কি করা উচিত এবং তুমি কি করছো এবং যে কাজটার কথা তুমি লোকসম্মুখে বলতে পারবা না বা পরিবারকে বলতে পারবা না সেই কাজটা তুমি কখনো করবা না।" মানে এরকমভাবে তিনি এই জিনিসটা আমাকে প্রায়ই বলেন। একটা আছে না যে ১ বার হয়তো motivate করছেন এরকম না। যখন দেখে যে আমি ভুল কিছু করতেছি বা যখন দেখে যে আমি এরকম অ্যা হয়তো সন্দেহজনক কোন কিছু করতেছি তখন হচ্ছে সেই তিনি ঐ জিনিসটা হচ্ছে আমাকে বারবার মনে করিয়ে দেন এবং অ্যা সেটা হচ্ছে আমিও সবসময় মনে রাখার চেষ্টা করি আরকি। তো দেখা যাচ্ছে যে আ আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত জায়গা থেকে এই জিনিসটা আমার ক্ষেত্রে খুবই ভালো একটা প্রভাব ফেলছে এবং যেকোনো খারাপ জায়গা থেকে বা খারাপ কাজ থেকে ঐটা হচ্ছে ঐ ডায়ালগটা আমাকে বিরত রাখে আরকি করতে।
হুম। হুম। হ্যাঁ। হুম, হুম। হুম। জি। বাহ! খুব চমৎকার বললেন যে, আপনার মায়ের ডায়ালগটা অন্তত আপনাকে খারাপ কাজের থেকে বিরত রাখে। তো এইযে ডায়ালগের ক্ষেত্রে বাবা-মারা কিন্তু অনেক রকম ডায়ালগ দিয়ে থাকে। ভালো, মন্দ, হাস্যকর। তাই না? এমন কোন হাস্যকর ডায়ালগ কি কি আছে যেটা আপনার প্রতিনিয়তই শুনতে হয়, কিন্তু আ সেটার কারণে কখনো কোন পরিবর্তন আসেনি আপনার জীবনে?
হুম, হুম। অ্যা <scoffs> উন না। এটা হাস্যকর একটা ডায়ালগ হচ্ছে এ আমার বন্ধুরা অনেক সময় দিয়ে থাকে। অ্যা মানে তাদের একটা অভিযোগ হচ্ছে আমার বিরুদ্ধে যে, আমি তাদের প্রচুর সময় নষ্ট করি, হ্যাঁ? তো যখন দেখা যায় তারা কোথাও আড্ডা দিচ্ছে, আমি সেখানে যুক্ত হতে যাই বা, আমি আসছি, তখন বলে যে, মানে একটু অদ্ভুত ভঙ্গিতে বলে, "এই black hole আইছে, black hole আইছে।" এরকমভাবে বলে আরকি। মানে আমি হচ্ছি মানে তারা বলে যে আমি একটা black hole এর মতো, তাদের অনেক সময় আমি নষ্ট করি বা, দেখা যাচ্ছে তাদের কাজে-কর্মে ব্যাঘাত ঘটে। এরকম মানে বিষয়টা খুব ফানি, অ্যা মজার। কিন্তু ঐটা যখন আসলে বলে তখন হচ্ছে ধরেন আ আমি খারাপ বোধ করি না। আমার আসলে ভালোই লাগে। এরকম আরকি টা
হুম। <giggles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম। উম জি। মানে আ black hole এর মতন হচ্ছে আপনি সবার সময়গুলোকে গায়েব করে দেন, যে ফেরত আসে না।
<chuckles> সময়গুলো আমি শুষে নেই। হ্যাঁ। তাদের সময়গু হ্যাঁ, সময়গুলো হচ্ছে তা তারা কোন trace পায় না যখন আমার সাথে থাকে। বা দেখা যাচ্ছে হয়তো কেউ কিছু করতে যাচ্ছে না, কিন্তু আমি হচ্ছে এরকমভাবে তাদের কনভেন্স করতেছি বা আ উম মোটিভেট করতেছি যে হয়তো একটা unnecessary কাজে তারা জড়ায় যাচ্ছে বা, সেটা করতেছে। সেটাও কিন্তু আনন্দের জন্যই করা হয়। তারা যখন কাজটা করে তখনও তারা সেটা এঞ্জয়ই করে। কিন্তু যখন আসলে অ্যা মানে সেই সময়টা শেষ হয়ে যায়, তখন আসলে মাঝে, মাঝে বলে যে, "এই! কালকে তো আমি পড়তে বসতাম, তোর এই কাজের জন্য তো আমি পড়তে বসি নাই।" এরকম অনেক সময় হইছে যে ধরেন আ বা রাতের বেলায় তাদের কনভেন্স করে নিয়ে হচ্ছে ০১:৩০ টা ০২:০০ টার দিকে হয়তো পুকুরে নেমে গোসল করার ব্যাপার থাকে। হুট হুটহাট এইখানে সেইখানে চলে যাওয়ার ব্যাপার থাকে। মানে এরকমভাবে মানে করলে মজা হয়, আনন্দ হয়। অ্যা মানে এই কাজগুলোই সাধারণত করে থাকি। বন্ধুদের নিয়ে করলে তো আসলে মজাই হয়। অ্যা পরবর্তীতে তারা হচ্ছে আমার এরকম একটা নাম দিছে যে, যে আম হচ্ছি black hole এবং ওদের <scoffs> সব সময় আমি নষ্ট করে ফেলি এবং আমাদ দেখে প্রায়ই তারা এই ডায়ালগটা দেয় আরকি।
<chuckles> হুম, হুম। হুম। হুম, হুম। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম। উম বাহ! হুম, খুবই মজার কিন্তু একটা বিষয় বললেন। দে একটু জানতে চাই। এখন তো সোশ্যাল মিডিয়া অনেক ফেমাস। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় মানুষ পান থেকে চুন খসলেই কিন্তু পোস্ট করা বা হচ্ছে আ সোশ্যাল মিডিয়া scroll করা বা এইযে, যেমন ধরুন আ কিন্তু রিসেন্টলি আ যে, ভূমিকম্প হয়ে গেছে সেটার বেশিরভাগ খবরই কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছে। তো আপনার কাছে যোদি জানতে চাই যে, মিম এর ক্ষেত্রে হয় না? সোশ্যাল মিডিয়া তে বিভিন্ন রকম মিম বিভিন্ন রকম দেখা যায় ডায়লগ কিন্তু সম্প্রতি দেখা যায় যে, ভেসে আসে। সেগুলো আপনার কাছে কেমন লাগে বা আপনার কাছে কী মনে হয়? বিনোদনের জন্য কি ঠিক আছে? নাকি অনেক সময় দেখা যায় যে, অনেক সিরিয়াস ডায়ালগ ও চলে আসে?
হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। রাইট। অ্যা কখনো, কখনো আসলে সিরিয়াস ডায়ালগও চলে আসে। কিন্তু আ আমি আসলে বিনোদন হিসেবেই নেই। বিনোদন হিসেবে বলতে কি সোশ্যাল মিডিয়া তো আসলে ধরেন একটা মাধ্যম, যে, মাধ্যমে যে, কেউ যেকোনো কিছু দিতে পারে। কেউ খুব আবেগী কোনো কিছু দিতে পারে। আবার খুব হাস্যরসাত্মক কিছুও দিতে পারে। সেক্ষেত্রে অ্যা মানে মেক্সিমামের ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রেও যেটা হয়, অ্যা ধরেন এ একটু আপডেট রাখা প্লাস হচ্ছে গিয়ে ধরেন একটু আ রিল্যাক্স হওয়ার জন্য বা একটু হাসিখুশি থাকার জন্য সোশ্যাল মিডিয়া তে ঢোকা হয়। তখন হচ্ছে বিভিন্ন ধরনের ডায়ালগ বা বিভিন্ন মিম আ এগুলো দেখে আসলে অ্যা অনেক সময় মানে ভালো লাগে আরকি। কখনো, কখনো, মু কখনো, কখনো হয় যে, খুব ইমোশনাল কোনো কিছু কেউ হয়তো তার পার্সোনাল লাইফে খুব বড় একটা আ ঘটনার সম্মুখীন হইছে। যেটা হয়তো তার লাইফে একটা খারাপ প্রভাব ফেলছে। তখন তার যে, মানে ডায়ালগ বা তার যে, অনুভূতিগুলা প প্রকাশ করে তখন সেটা আসলে কখনো, কখনো খারাপও লাগে। ঐ কিছুদিন আগে এ এরকম একটা জিনিস দেখলাম। হ্যাঁ? সপ্তাহ ২ সপ্তাহ আগে মনে হয়। যে, একজন বলতেছে যে, তার ছেলেকে সে পাঙ্গাস মাছ খাওয়াচ্ছে সে, অ্যা ইলিশ বলে পাঙ্গাস মাছ খাওয়াচ্ছে এরকম। <sniffs> অ্যা তো এইটা আসলে এ উম মানে জিনিসটা পানি কিন্তু তিনি আসলে যেরকমভাবে বলছে খুব আবেগ দিয়ে বলার চেষ্টা করছে আরকি। তো সোশ্যাল মিডিয়ায় কখনো আসলে এরকম হয় যে, কোনটা ফানি আর কোনটা আব আ আবেগী ঐ ২ টার বেলেন্সটা থাকে না। অ্যা কারো কাছে যেটা ফানি কারো কাছে হয়তো সেটা খুব সিরিয়াস। তো সেটা আসলে দর্শক ভেদে বা ব্যক্তিভেদেও আসলে কখনো, কখনো ভিন্ন থাকে।
হুম, হুম। হুম। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। জি। হুম। ও। হুম, হুম। হুম। আচ্ছা। হুম, হুম। আবার অন্য ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে, কারো কাছে যেটা হচ্ছে খুব আ ধরেন আবেগের বিষয় সেটা ফানি আবার যেটা খুব ফানি সেটা কিন্তু আবেগের বিষয়। সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যায় যে, যা খুশি তাই কিন্তু ঘটে যায়। তো ফানি বিষয়টা আ যখন উঠে আসলো তো আপনার কাছে জানতে চাই এমন কোন ফানি ডায়ালগ দেখেছিলেন আ যেটা দেখে আজও মনে পড়লে আপনি অনেকটা হেসে হয় না যে, হেসে কুটি, কুটি হওয়া বা হেসে একদম হাসতে, হাসতে পেট ব্যথা হয়ে যাওয়া, এমন কোন ডায়ালগ কি মনে আছে?
হ্যাঁ, হ্যাঁ। একদমই, একদমই। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। এর <scoffs> এরকম dialogue কিছু, কিছু মনে আছে কিন্তু সেটা এখন কতটুকু appropriate হবে বলা এটাও বুঝতেছি না। যেমন একটা যদি বলি একজন ছিলেন উনি একজন আ ধরেন ফুটবল প্রেমী এবং ফুটবলকে অনুপ্রেরণা দিতেন। তো তার একটা dialogue ঐরকমভাবে viral হয় যে তিনি বলতেছিলেন, ‘’আ আমার গরু গুলো বেইচ্চা দিয়াম ফুটবল খেলার জন্য। আমার ১৪ টা গরু আছে, গরুগুলা বেইচ্চা দিয়াম।‘’ হ্যাঁ এরকম। মানে গরু বিক্রি করে তিনি একটা Football team হচ্ছে তিনি promote করবেন। আ উনার গাড়ি আছে উনি গাড়ি বিক্রি করে Football team promote করবেন। যদিও তিনি সেটা আ মানে তার জায়গা থেকে খুবই আবেগীভাবে উপস্থাপন করছে, কিন্তু দেখা যায় একটা পর্যায়ে এসে সেটা ফানি হিসাবে convert হয় আরকি এবং মানুষ সেটাকে খুব মানে মজাদার একটা content হিসেবে গ্রহণ করছে। আবার কিছু, কিছু character কথা বললে হয়তো আপনি মানে ধরতে পারবেন বা কিছু, কিছু character character আছে এবং সেটা কখনো, কখনো viral dialogue ও হয়ে যায়। যেমন মানুষও হচ্ছে ধরেন সেটা অনেক সময় ব্যবহার করে থাকে। যেমন, ‘’এই গরিবের দল,‘’ হ্যাঁ? যে এরকম মানে গরিব বলে যে কাউকে সম্বোধন গরিব বলে যে কাউকে সম্বোধন করে আসলে আ সেটা হাস্যরস তৈরি করা যায় এটা কিন্তু আগে কেউ ভাবে নাই, হ্যাঁ? তো এরকম কিছু, কিছু আছে। হ্যাঁ, হ্যাঁ আবার আ কেউ, কেউ আছে কখনো, কখনো মানে দেখা যায় খুবই এ মানে সে হয়তো escape করার জন্য কোন কিছু বলতেছে এ যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করি দেন। হ্যাঁ, যে একজন চোরের dialogue হচ্ছে এটা। সে হয়তো ছোটার জন্য বা ম হ্যাঁ, হ্যাঁ ছোটার জন্য বা মানুষ যাতে তাকে কিছু না বলে সে ক্ষমা চাচ্ছে। কিন্তু সেটাও দেখা যায় যে এ মানুষ খুব ফানি হিসাবে গ্রহণ করছে বা মজাদার হিসেবে গ্রহণ করছে এবং পরবর্তীতে দেখা যায় সেগুলোকে ভিত্তি করে বিভিন্ন ধরনের meme বা বিভিন্ন ধরনের video মজাদার video সেগুলো, সেগুলোকে ভিত্তি করে তৈরি করা হয় আরকি। এগুলো কখনো, কখনো মজাদার হয় এবং কখনো, কখনো অনেক দিন পর্যন্ত টিকে থাকে।
হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। ও। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম। জি। হুম, হুম। আচ্ছা। <giggles> হ্যাঁ। হুম, হুম। জি, তাই তো। হুম, হুম। ও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <laughs> জি। হুম, হুম। উম জি। হুম, হুম। হুম। বাহ। খুব ভালো লাগলো কিন্তু এই যে আ serious dialogue থেকে শুরু করে যেটা বললেন যে পুরো জাতির মনোভাবনা পরিবর্তন করা থেকে শুরু করে একটা সামান্য চোরের dialogue আসলে কতটা ভাইরাল হতে পারে? মানুষকে হাসাতে পারে। seriousness থেকে শুরু করে। যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে। শুধুমাত্র একটা বিখ্যাত dialogue এর জন্য। খুব ভালো লাগলো কিন্তু কথা বলে, ভালো থাকবেন।
একদম। হ্যাঁ আমারো খুব ভালো লাগলো এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে কথা বলতে পেরে। আপনি খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।